বাড়ি থেকে কাছে এবং আ এটার সেলারি এবং এটার যে, ফ্লেক্সিবিলিটি বা আমার যে, স্বাধীনতা সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, আ এটা একদম অ্যাকুরেট হয়েছে। আমি যেরকম চেয়েছিলাম। তো যার জন্য আসলে আমি এই কাজটা নিয়ে অনেক বেশি সন্তুষ্ট।
তারমানে আপনি বলতে চাচ্ছেন যে যে আসলে কাজটাকেও আপনি ভালোবেসে ফেলেছেন এবং যেরকম আপনার মন চেয়েছিল, সেরকমই পেয়েছেন। আপনার বাড়ির কাছে হওয়ার জন্য যাতায়াতেও কম সময় লাগছে। তার মানে সবকিছুর দিক দিয়ে আসলে এখন এ যেই চাকরিটা করছেন, সেটা আপনার জন্য খুব পছন্দসই। তো এরকম সৌভাগ্য সৌভাগ্যবান কিন্তু অনেক কম লোকই হয়ে থাকে। এবং আ এরকম সৌভাগ্যও সবাই পেতে চায় কিন্তু আপনি কিন্তু খুব সুন্দরভাবে পেয়েছেন আরকি আ এই ক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাথে, সাথে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে হলো কি এই যে, তো আপনি কাজ বদলিয়েছিলেন এবং পরিকল্পনার কথা বলেছিলেন। এবং নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু দক্ষতা অর্জন করতে হয়, বা অনেক ক্ষেত্রে দেখাজ দেখা যায় যে, অভিজ্ঞতা না থাকলে কাজটা পেতে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো কি, ১ম এ যেমন আপনি একটু কষ্ট করেছিলেন, এরকম কষ্ট কি সবারই করা উচিত বলে আপনি মনে করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি, জি জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। অবশ্যই। জি, দেখুন আ আমি যেটা বলব যে, নতুন কাজ যদি আপনি খুঁজতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে আসলে আ সেইভাবে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি একটু আ সেভিংস রাখতে হবে। এবং নতুন কাজে যাওয়ার পরবর্তী যে সময়টা আছে, সেটাও কিন্তু খুবই কঠিন। আপনি একটা কাজ থেকে আরেকটা কাজে যাচ্ছেন। সেখানে যে, ওয়ার্ক স্পেস আছে বা আ কাজের পরিবেশ আছে হ্যাঁ।
সে বাওয়া যে, ইনভায়রনমেন্ট আছে সেখানেও বোধহয় খাপ খাইয়ে নেয়ার একটা বিষয় থাকে।
জি, জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং এই বিষয়টা সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে যে, আপনি নতুন পরিবেশে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন কিনা? এবং সবকিছু বিবেচনায় রেখে, বা সেলারি যেটা আছে বা আপনার যে কাজ আছে বা কি রেসপনসিবিলিটিস আছে। আ এই জিনিসগুলো মাথায় রেখে বা চিন্তা ভাবনা করে, আমার মনে হয় সিদ্ধান্তটা নেওয়া উচিত। আর নয়তো আ সিদ্ধান্ত নিলে
এবং আপনার কথা বোঝা যাচ্ছে যে, সেলারি টাও ঠিক আছে কিনা, আগেরটা ভালো ছিল কিনা? বা এটা দিয়ে আপনার সঠিকভাবে চলবে কিনা? সেরকমও কি নি খেয়ালক রাখতে হবে।
নিশ্চয়ই, নিশ্চয়, নিশ্চয়ই। এটা কিন্তু অবশ্যই একটা বড় একটা ফ্যাক্টর। জি, সেলারিটা কিন্তু খুবই বড় একটা ফ্যাক্টর। আপনাকে কিন্তু আ আপনার মাথায় রাখতে হবে যে, এই সেলারি দিয়ে আপনার পরিবার কি চলতে পারছে কিনা? বা আপনার যতটুকু প্রয়োজন সেটা কি আ প্রয়োজনটা আম মিটছে কিনা, বা প্রয়োজনটা কি আসলে আ পূরণ হচ্ছে কিনা। সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেলারির বিষয়টা অবশ্যই, অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এবং বিবেচনায় রাখার মাধ্যমেই সিদ্ধান্তটা নিতে হবে।

জি, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আসলে তাদের ক্ষেত্রে কষ্টকর হয় এবং অসম্ভবের মতোই থাকে। কিন্তু মানুষ চেষ্টা করলে আসলে অসম্ভবকে সম্ভব করা যেতেই পারে। আপনার কথায় সেটাও বোঝা যাচ্ছে। যদি ইচ্ছা থাকে তাহলে যেকোনোভাবেই আসলে লে পরিবর্তন করা যেতে পারে। এমন কি হতে পারে যে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য গ অপেক্ষা করার যে এ অন্য কোথাও একটু চেষ্টা করা এবং যদি চেষ্টা করার পরে যদি সেই জায়গায় চাকরি পেয়ে যায় এখানে একটু বুঝে শুনে এ এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে যেয়ে তারপরে ওখানে জয়েন করা। একবারে চাকরি ছ ছেড়ে না দেওয়া। এই পদ্ধতিটা কি অবলম্বন করা যায় বলে আপনার কাছে মনে হয়?
নিশ্চয়ই, নিশ্চয়ই। অবশ্যই। এটা তো অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। এ এইটা এইটা কিন্তু আপনি খুবই সুন্দর একটা জ কথা বলেছেন এবং আ আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা চাকরি ছাড়ছেন এবং আপনার কাছে যখন আসলে এ নির্দিষ্ট কোনো ব্যাক আপ নেই বা আপনার কাছে কোনো অপশন নেই, তখন আপনি যতক্ষণ না একটা পরবর্তী সময়ের একটা চাকরি নিশ্চিত করছেন ততক্ষণ পর্যন্ত চাকরিটা না ছাড়াই আপনার জন্য ভালো হবে। কারণ আপনার
কেননা এইযে এ এ আর্থিকভাবে তো সচ্ছল না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। সংসার তো চলবে না। এই ক্ষেত্রে তো আগে একটা অবশ্যই চাকরি নিয়েই তারপরে পোঁ নতুন চাকরি নিয়েই শুরু করতে হবে। কি বলেন?
হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। কারণ আপনি শুধু একা নয়, আপনার উপর কিন্তু আপনার আ সম্পূর্ণ পরিবার আসলে নির্ভরশীল। এবং আপনি যখন আসলে এই আর্থিক সংকটটা আ ফেস করবেন বা মোকাবেলা করবেন তখন কিন্তু শুধু আপনি একা করবেন না, আপনার পরিবারের বাকি সদস্যরা কিন্তু করবে। সেইজন্য আগে একটা চাকরি নিশ্চিত করে যে বর্তমান চাকরি আছে সেটি ছেড়ে দেওয়াটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো।
বাহ! চমৎকার বললেন এবং এ এ এরকম করলে বোধহয় ভালো হয়। কেন এরকম করলে অনেকের ক্ষেত্রেই সুবিধা হয়। আপনার ক্ষেত্রে অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে হলো যেহেতু আপনার আ বাসার অর্থনৈতিক স্বচ্ছলতা খুবই ভালো এবং আপনি আপনার নিজের শখ বা নিজের কাজের জন্য টাকাগুলো ব্যয় করছিলেন সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছিল না। কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। তা এরকম কোনো অভিজ্ঞতা আছে নেকি যে কাজ বদলানোর সময় আর্থিক প্রস্তুতি নেই নিয়েছে বা নেয়নি এ এরকম ব্য ব্য ব্য আপনার কোনো বন্ধুরা আ দেখা যাচ্ছে যে একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে এ সুইচ করেছে। কিন্তু দেখা যাচ্ছে আর্থিক প্রস্তুতি কেউ নিয়েছেন কেউ নেয়নি বা কো তারা কোনো বিপদে পড়েছেন এরকম কোনো অভিজ্ঞতা কি আপনি শেয়ার করতে পারবেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম অভিজ্ঞতা তো অবশ্যই আছে। আমার ইউনিভার্সিটির আ কিছু বন্ধু আছে যারা আসলে আ পরিবার থেকে সেরকম কোনো ব্যাকআপ পাচ্ছে না, যাদের উপর আসলে পরিবারের সকলে নির্ভরশীল। আ তাদের অনেকে আসলে দেখা যাচ্ছে তারা যে চাকরি করছে সেই চাকরিটা তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল এবং আ অনেক বেশি প্রেশার হয়ে গিয়েছিল। যেহেতু তারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল। তারা আসলে চিন্তা
হ্যাঁ। প্রাইভেটের চাকরি করলে তো অনেক চাপ থাকে, অনেক পরিশ্রম হয়। ৯ঃ০০-৫ঃ০০ র অফিসের জায়গায় আরো বেশি সময়ও করতে হয়। তাই তো?
নিশ্চয়ই, নিশ্চয়ই।

আ দেখুন, একটা কাজ যখন আমরা করি, সেই কাজটা আমাদের মন মত হবে বা আমাদের জন্য আসলে অনেক বেশি appropriate হবে এরকমটা কিন্তু নয়। তো প্রয়োজনের তাগিদে কিন্তু আমাদের সেই কাজটাকে চেঞ্জ করতে হয় বা বদলাতে হয়। তো আমার কাছে মনে হয় যে যখন একটা কাজ আমরা চেঞ্জ করছি বা বদলাচ্ছি তখন আসলে আমাদের যে আর্থিক প্রস্তুতি আছে সে বিষয়টা সম্পর্কে আমাদের নিশ্চিত থাকতে হবে। কারণ আ আপনি যে পরবর্তী সময়ে চাকরিটা থেকে বের হয়ে
আ ঠিক প্রস্তুতি যদি ঠিক না থাকে তাহলে তো বোধহয় অনেক সমস্যা। সেখানে যেয়েও ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় আছে ব নাকি? এরকম কোন কিছু কি?
নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার যদি একটা প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু আপনি আসলে একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছেন বা একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য এগোচ্ছেন। যেমন ধরুন, আমি যদি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি কিন্তু গত ২ মাস আগে আমার একটা চাকরি পরিবর্তন করেছি। এবং সেই চাকরিটা পরিবর্তন করার আগে আমি কিন্তু আ আ নেক্সট ৪ ৫ মাস যেন আ চলতে পারি চাকরি ছাড়া সেরকম কিন্তু আমার আ একটা financial backup বা আর্থিক আ আর্থিক প্রস্তুতি ছিল।
তার মানে একটা প পরিকল্পনা নিয়ে নিয়ে নিয়ে রেখেছিলেন যে চাকরিটা ছাড়লে যাতে আপনি এতদিন চলতে পারেন এর ভিতরে আরেকটা চাকরি খুঁজে নিবেন। এরকম কি?
নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই এরকমই। এবং আমি কিন্তু সেই পূর্ববর্তী চাকরিটা ছাড়ার পর যেন আমাকে একটু মানসিকভাবে একটু, গ্রি একটু কষ্ট না পেতে হয় তার জন্য আমি কিন্তু আগে থেকেই টাকা সঞ্চয় করে রেখেছিলাম। এবং আ দেখা গেল যে আ আল্লাহ তালার অশেষ রহমতে আমি কিন্তু ঠিক ১ মাস পরেই আবার একটা পুনরায় চাকরি পেয়ে গেছি। তো এই বিষয়টা কিন্তু সবসময়
বাহ চমৎকার! এটা আপনার কথা শুনে খু খুব ভালো লাগছে। যে আপনি ৪-৫ মাসের প্রস্তুতি নিয়েছিলেন যে অনেকটাি তা মানে পরিকল্পনা ছিল বোধহয় যে ৪-৫ মাসে নাও হতে পারে। এই পরিকল্পনা নিয়েছিলেন বলে কিন্তু একটু বড় সময় ধরেই নিয়েছিলেন। একটা মোটামুটি একটা মনের মধ্যে একটা শান্তি বা মানসিক অ্যা প্রশান্তি যেটা সেটা আপনার ছিল। কিন্তু দেখা কিন্তু তারপরেও দেখা গেছে আপনার জন্য আ কংগ্রাচুলেশন যে আপনি ১ মাসের মধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন। আচ্ছা অ্যা যদি একটু পিছনের দিকে জানতে চাই আপনার কাছ থেকে এই চাকরিটা আসলে ছাড়লেন কেন? কোন সমস্যা বা কোন মানসিক প প্রশান্তি ছিল না, চাপ এরকম ছিল নাকি কোন কিছু?
জি। হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি, জি। ধন্যবাদ। জি। আ জি দেখুন, আ অবশ্যই সেখানে অনেকখানি চাপ ছিল যেটা আমি নিতে পারছিলাম না। যেমন ধরুন, আমার যে টাইম ছিল সেটা ছিল নাইট শিফট এ। তো রাত জেগে কাজ করাটা আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল এবং আমারন
এটা তো শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছিল আপনার।

দেখুন, শুরুতে যখন একটা চাকরিতে যান সবকিছু নতুন, নতুন, খুব বেশি ভালো লাগে। তো আমার কাছে আসলে জিনিসটা খুব বেশি ভালো লাগছিলো নতুন, নতুন। কিন্তু পরবর্তী সময়ে যখন আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার চোখে সমস্যা হচ্ছে, আমি দূরের জিনিস দেখতে একটু আ বিব্রত বোধ করছি বা আমার জন্য কষ্ট হচ্ছে।
ও তা তার মানে তার মানে দীর্ঘক্ষণ কম্পিউটারে তাকিয়ে থাকার জন্যই এই সমস্যাটা হয়েছিল নাকি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী সময় যখন ডাক্তার দেখিয়েছি তখন ডাক্তার আমাকে এটাই বলেছেন যে, "আপনি অনেক বেশি কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন এবং আ রাত জাগার কারণে আপনার এই চোখের সমস্যা হতে পারে।" তো এইজন্য আসলে তখন আমি বুঝতে পেরেছি আ যে এভাবে কাজ করে নিজের অনেক হ্যাঁ নিজের অনেক ক্ষতি অলরেডি করে ফেলেছি। জি, জি, জি।
এই চাকরিটা আর করা যাবে না। <chuckles> সামনের দিকে এগিয়ে যেতে হবে জি, জি, অবশ্যই চমৎকার করেছিলেন। তো এইযে যে ৪-৫ মাসের কথা বললেন যে সঞ্চয় করা শুরু করলেন। এ চাকরি করলে তো দেখা যায় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া যায়। দ্যা অ্যা অ্যা কোনো মাসে কম বা কোনো বয়সে বেশি ব্যবসা করলে যেরকম হয়, এরকম তো আর না। কিন্তু সবকিছু চালিয়ে এই ৪-৫ মাস সঞ্চয় করাটা এটা কি কিছুটার জন্য আপনার ক্ষেত্রে চাপ হয়ে গিয়েছিল নাকি এটা চাপ হলেও আপনি মেনে নিয়েছিলেন?
জি, জি, জি। জি, নিশ্চয়ই। আ দেখুন আমার চাকরিটা আ আমাকে যতটুকু সেলারি দিত, সেটাতে কিন্তু আমার মোটামুটি নিজের হাত খরচটা হয়ে যেত এবং আমার পরিবারকে কিন্তু আমার দিতে হত না। যেহেতু আমি অ্যা এ আমার পরিবার এখনো আ তারা ফাইন্যান্সিয়ালই স্টেবল আছে এবং তারা কিন্তু আমার কাছে টাকা-পয়সা চায়ও না এবং আ সেক্ষেত্রে আ আহ
বাহ! চমৎকার তো তাহলে ওইটা আপনিই খরচ করতেন শুধু। <chuckles>
হ্যাঁ। সেটা শুধু আমি খরচ করতাম এবং খরচের পর যে অতিরিক্ত জায়গাটা অতিরিক্ত জায়গা বলতে, দেখুন আমার প্রত্যেক মাসে একটা টার্গেট থাকতো যে আমি এই মাসে এত টাকা আসলে সঞ্চয় করব। তো সেই সঞ্চয়টা মা আমি হাতে রেখে এরপর যে টাকাটা থাকে সেটা কিন্তু আমি খরচ করতাম। তো আ সেই জায়গা থেকে আমার কাছে এই জিনিসটা আসলে কন্টিনিউ করা বা সঞ্চয় করাটা খুব বেশি কঠিন ছিল না।
কো কঠিন হয় নাই। বোঝা যাচ্ছে আপনার কথা থেকে যে আসলে এটা কঠিন হয়নি। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এটা সহজ হয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কঠিন হতে পারে যাদের পরিবারে স টাকা দিয়ে থাকেন এবং দেখা যায় একটা ইনকাম এর পরে অনেক কিছুই নির্ভর করে থাকে। ছেলে-মেয়ের পড়াশোনা বা বাবা-মা অসুস্থ বাবা-মার চিকিৎসা বার্তা চি চিকিৎসার জন্য খরচ, ওষুধের খরচ এই সব রকম কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু তো হচ্ছে পুরোপুরি একটা ইনকাম এর উপর নির্ভর থাকে। তো সেই ক্ষেত্রে কি মনে করেন যে একটা কাজ থেকে অন্য একটি কাজে বদলিয়ে যে বদলে যাওয়াটা তাদের জন্য কিছুটা হলেও কষ্টসাধ্য?
জি, জি। কঠিন হতে পারে। হ্যাঁ। তা তো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ।